তো খাওয়া-দাওয়া করে আসলে সবাই চিন্তা ভাবনা করলাম। তো সেই ক্ষেত্রে আসলে আমি ইনিশিয়েটিভ টা নিলাম যে, আসলে যেইখানে যাবো আমরা আসলে, সবাই মিলে এক জায়গাতেই ঘুরি। এবং যেটা আসলে আমাদের অরথ ইট হবে ঘোরাটা। হ্যাঁ? তো সেক্ষেত্রে ঐখানে যাওয়াটা আমাদের সবচেয়ে বেশি, মানে বিষয়টা আসলে ভালো হবে।
আচ্ছা। মানে আপনারা আসলে যে সুযোগটা চিন্তা করছিলেন যে, তো আসলে কিভাবে সিদ্ধান্ত নিলেন যে কোথায় আসলে কি হবে? কেউ আসলে আগে গিয়েছিল তাদের কি কোন মতামত বা এরকম কোনো কিছু কি আছে?
হুম, হুম। সেভ হু, হু। আচ্ছা, আমি হচ্ছে বেশ ছোটবেলায় হচ্ছে ন্যাশনাল পার্কে ১ বার ঘুরতে গিয়েছিলাম আমাদের পরিবারসহ। তো সেক্ষেত্রে, ন্যাশনাল পার্কে আসলে ঘুরার মতো কিছুই নেই। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, ন্যাশনাল পার্ক সব আসলে গাছপালা বা হচ্ছে যেগুলো থাকে না, শালবন যেগুলো থাকে ওগুলো দিয়ে ভরা। মূলত আসলে গাছের যে সমারোহ সে সেটা। তো ওখানে আসলে ঘোরার মতো কিছু নেই। ওটা আসলে মূলত পিকনিক স্পট। হ্যাঁ? তো পরিবার নিয়ে আসলে সময় কাটাবে। কিন্তু আমরা যেটা সাফারি পার্কের কথা বলছি, সাফারি পার্কে আমি কখনো যাইনি। এবং যেটা আসলে দেখা গেছে যে, আমরা ইউটিউব বা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে সাফারি পার্কে বিভিন্ন কিছু দেখার আছে এবং বন্ধুদের সাথে আসলে সময় কাটানোর মত একটা সুযোগ আছে। তো যখন আসলে ওদের কাছে এই যে, যুক্তিযক্তভাবে আসলে বিষয়গুলো উপস্থাপন করেছি এবং সবাই আসলে ঠান্ডা মাথায় বসে বুঝে শুনে যখন সিদ্ধান্ত নিলাম তখন আসলে এই যে মতপার্থক্যটা আসলে অনেকটাই মিটে গেছে। এবং পরবর্তীতে আসলে আমরা সাফারি পার্ক এ গিয়েছিলাম ঘুরতে।
ও! আচ্ছা। হুম। আমি বুঝতে পেরেছি। ওকে। বুঝতে পেরেছি। ওকে। ওকে! মানে। উম আচ্ছা, এই যে আপনি বললেন না যে আপনারা সিদ্ধান্ত নিলেন। এখানে আসলে আপনি যেমন আগে গিয়েছিলেন আপনি বললেন যে আপনারা আসলে এর আগেও গিয়েছিলেন আপনারা এ্যাঁ আপনি আসলে ঘোরোর মত কিছু পাননি। তো, তো এই যে সিদ্ধান্তটা নিলেন। এখানে কি আসলে মানে আপনার সিদ্ধান্তটাই বড় ছিল, নাকি আসলে সবার সিদ্ধান্ত মানে যতজন আসলে কে কোথায় চায় সংখ্যাগরিষ্ঠ গ্রুপ আসলে বা লোকজন কোথায় যেতে চায় সদস্য এরকম মানে এ মেজরিটি ভিত্তিতে আসলে নিয়েছিলেন কিনা? মানে কিভাবে নিয়েছিলেন?
হু, হু। না আসলে মেজরিটি ভিত্তিতে আসলে মানে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কারণ আমি শুধু আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটা তাদের সাথে তু সামনে তুলে ধরেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আসলে তাদেরকে সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছি। যেহেতু আসলে এখানে আসলে টাই হয়ে গেছিল। ৪ জন বলছিল যে ন্যাশনাল পার্কে যাবে। ৪ জন হচ্ছে আপনার সাফারিতে যাবে। যেহেতু আমি সাফারিতে ছিলাম তো আমি আসলে ন্যাশনাল এ যারা সাপোর্ট করছিল তখন আসলে তাদেরকে আমি বললাম যে "দেখো এইরকম এরকম বিষয়। এবং তোমার যদি বিশ্বাস না হয় তোমরা অনলাইন এ সার্চ করো। ওখানে সব ধরনের তথ্য তোমরা পাবে।" তো এরপর আসলে মানে প্রায় ১ ঘন্টার মতো আসলে ওখানে সময় লেগে গেছে যে, আমাদের সিদ্ধান্ত নিতে যে কী করবে না করবে। এরপর আসলে সবাই যুক্তিযুক্ত দিয়ে তারপরে বিবেচনা করে বিষয়টা মিটিয়েছে।
আচ্ছা। হু, মানে যাতে সিদ্ধান্ত নিতে আসলে সুবিধা হয়, তাই তো? হুম। পেরেছি। বুঝতে পেরেছি। ও! আচ্ছা।